হ্যাঁ, কেমন আছেন আপু?
এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন?
জ্বী, আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তারপর কেমন যাচ্ছে দিন কাল আপনার?
এই তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আম আজকে বাইরে বেড়াতে গিয়েছিলাম আ প্রিয়জনের সাথে। তো হচ্ছে মানে অনেক দিন পর বের হয় যে ঈদের বন্ধের ভেতরে আসলে সময় হয়ে উঠতেছিল না ব্যস্ততার মধ্যে। তো আজকে গেলাম। আ খুব ভালো একটা সময় কাটালাম আসলে অনেকদিন পর। তো ভালোই লাগছে। মনটাও অনেক ভালো। আপনার আপনার কি অবস্থা বলেন?
হু। জী। আচ্ছা, আচ্ছা। wow! হুম। আ আচ্ছা, আচ্ছা। হুম, হুম। একদম। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হু। উ জ্বি, জ্বি আমারও আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে আমিও আজকে আমার হাসব্যান্ড এর সাথে একটু বের হয়েছিলাম সন্ধ্যার পরে। কিন্তু এত গরম ২ জনের মাথা গরম ছিল। তো পরে হচ্ছিল কি মানে ফুচকা খেতে যাবো। ফুচকা খাওয়ার সময় দেখলাম যে, ফুচকার টেস্টে ও ভালো না। মানে গরমও ভাল লাগছে না। টেস্টে ও ভালো লাগছে না। কিছু ভাল লাগছিল না। পরে ঝগড়া করতে, করতে দুজন বাসায় ফিরে আসছি। এই হচ্ছিল গিয়ে ঘটনা আমাদের। তো মানে আপনি যে আপনার ভালোবাসার যেই মানে থাকে না যে আমার ভালোবাসার মানুষের প্রতি আমার ভালবাসার প্রকাশটা। এটা কি মানে আপনার কাছে কি মানে প্রকাশ করাটা কি খুব সহজ লাগে নাকি কঠিন লাগে?
হুম। <chuckles> হুম। হুম। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম, হুম।